ওকে ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে, যদি এমন একই শহরে থাকা হয়, মানে আমি যদি থাকতাম আপনি যেটা বলেছেন যে, আপনি সবকিছু আগে থেকে ভেবে নিতে পারছেন, যে আপনার সেলারি আসতেছে এত টাকা। আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এত বা আশেপাশের ফুড শপের জিনিসের দাম এরকম। সো আপনি আগে থেকে ভাবতে পারছেন যে আপনার কত টাকা খরচ হবে, কত টাকা আপনার সেভিংস হবে। যেটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা। এছাড়া আপনার হসপিটাল, ক্লিনিক সবকিছু পরিচিত মুখ। এটা অবশ্যই একটা বেনিফিট। আর্থিক সুবিধার পাশাপাশি <smacks lips> এবং অসুবিধার কথা যদি আমি বলি, আপনি যদি এক জায়গায় থাকেন, একই অফিসে জব করেন স্পেশালি, তাহলে আপনার সেলারি increase হওয়ার পসিবিলিটিস খুব কম। যে কারণে অনেক সময়
জি। জি, জি। জি, জি। জি। অবশ্যই একটা বেনিফিট এবং জরুরি একটা জিনিস। জি। জি, জি এবং পার্সোনাল গ্রোথটাও কম হয় তখন।
এক্সাক্টলি, এক্সাক্টলি। কারণ আপনি আপনার কমফোর্ট জোনের মধ্যে আটকায়ে যাচ্ছেন। আপনি যখন এখান থেকে বের হয়ে একটু ডিফ্রেন্ট কোথাও যাবেন তখন কিন্তু আপনার সেলারি increase হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ঠিক না?
জি, জি। হ্যাঁ, হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনার সাথে আমি এই বিষয়ে একমত।
হুম। <chuckles> ধন্যবাদ। আমার কাছেও মনে হয় এবং আমার কাছে যদ্দুর উম মানে ওভারঅল চিন্তাভাবনা যে, একই শহরে যেমনটা সবসময় থাকলেও হয়, না থাকলেও হয় এবং বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোটা মানুষের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়।
<laughs> জি। জি। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। জি, জি।
এবং সবার মনে হয় ঘুরে বেড়ানোও উচিত, ঠিক না?
উচিত, অবশ্যই।
হ্যাঁ। যাই হোক, টপিকটা খুবই সুন্দর ছিল। অনেক কথা হলো।
জি। আ খুবই সুন্দর টপিক। জি, জি। এবং আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগ <laughs> আপনার সাথেও। <laughs> জি, ভাই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, <sniffs> ধন্যবাদ আপনাকে।
আপনার সাথে কথা বলে ভালো লাগলো। <chuckles> জি, ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ? জি, ভাই। অনেক ধন্যবাদ। জ্বি, বাই, বাই।